<laughs> <clears throat> আমার কাছে মনে হয় কি জবাবদিহিতাটা আ এম এখন তো নিয়ম নিয়ম যেটা হয় যে এখনকার নিয়ম হচ্ছে যে সরকারের কাছে জবাবদিহিতা করতে হয়। ঠিক আছে? সরকার প্রধানের কাছে। আমার কাছে মনে হয় কি যে এখনকার জবাবদিহিতা সিস্টেমটা হওয়া উচিত হচ্ছে ওপেন, মানে জনগণের কাছে।
<chuckles> এটি, জি। জি। হুম, হুম। জি। এগ এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। জনগণের কাছে জবাবদিহিতা করবে কারণ জনগণই সরকার। জনগণ সরকার বানিয়েছে এবং জনগণের কাছে জনগণের এটি জানার সম্পূর্ণ রাইটস আছে। সে ট্যাক্স দিচ্ছে। লিগাল একটা সিটিজেন সে, তাই না? তাহলে তার জানার রাইটস অফকোর্স আছে যে, "তুমি আমার টাকা নিয়ে কি করছো।" এই জবাবদিহিতা যখন দেখা যাচ্ছে যে একেবারে অ্যা জনগণের সম্মুখে দেওয়ার মতো হয়ে আসবে এবং আমার মনে হয় আরও একটি কাজ করা উচিত যে, যখন কোন একটি প্রকল্প পাস করা হবে তার ডিটেইলড সবকিছু কী, কী হবে, কবে না হবে সেগুলো আসলে news করা দরকার। যাতে করে সকল মানুষ জানতে পারে কত টাকা খরচ হচ্ছে, কত কী হচ্ছে না হচ্ছে এবং যারা কাছে থেকে দেখবেন, যেরকম আপনি অ্যা একটি প্রকল্প কাছে থেকে দেখেছেন, আপনি বুঝতে পারছেন এবং মানুষ যদি এখান থেকে বুঝতে পারে তাহলে দেখা যাচ্ছে সে সেটি নিয়ে মন্তব্য করতে পারে।
হ্যাঁ, একদম, একদম, একদম। জি। হুম, হুম। একদম, একদম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। একদম, একদম। অবশ্যই। হুম, হুম, হুম। উম জি, জি। জি, জি, জি। হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। একদম, একদম। একদম, একদম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জি, জি, জি, জি, জি, জি। হুম, হুম, হুম, হুম। হুম, হুম।